আবার এই যে, দূষণের কথা বললেন, শ্বাসকষ্ট, সেখানে কিন্তু বলব যে, আ সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে গাড়ি ঘোড়া কিন্তু কম চলবে এবং আ দূষণ কিন্তু অনেকটা অংশেই কমে যাবে।
উম জি, জি, জি, আপনি ঠিকিই বলেছেন। আসলে
এবং এর পাশাপাশি কিন্তু আমাদের আবার নিয়মিত গাছ লাগানো। আ আপনি যেমন বললেন, যে, বাড়ির ছাদে করতে পারি, বিলকনিতে করতে পারি। এবং বিদ্যুৎ ও পানির অপচয় যদি কম করি তাহলে কিন্তু আমরা পরিবেশের দূষণ কিন্তু আমি মনে করি যে, কমাতে পারি।
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, আবার হচ্ছে, হচ্ছে আপনারা এই যে, মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমরাই করতে পারি তাই না? এটা প্রচার করতে পারি হুম।
হুম, ছোট, ছোট, ছোট, ছোট ওইযে কাজগুলো করার জন্য মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারি হ্যাঁ।
সচেতন করার জন্য হ্যাঁ। যে, আমাদের পরিবেশে সের দূষণ যে, ক্ষতিকর প্রভাবগুলো সেগুলো ভালো। ভিডিওর মাধ্যমেও দেখা দেত দেখানো যেতেপারে আজকাল একটা তৈরি করে।
হ্যাঁ, ঠিকই বলেছেন। তো সরকার বা সমাজের দিক থেকে আরও কী ধরনের পদক্ষেপ নিতে হবে দূষণ কমানোর জন্য?
হুম। হুম। হুম, হুম। এই যে, মিডিয়ার কথাই বলছিলাম এইমাত্র হ্যাঁ। যে, শুধু মিডিয়া না আসলে আমাদের ব্যক্তিগত উদ্যোগটাই আমার মনে হয়
<chuckles> হ্যাঁ।
বিশাল বলবো মাইকে প্রচার করা যেতে পারে চারপাশে। গ্রাম অঞ্চল আমার মনে হয় এখনো অনেক সুন্দর আছে। অনেক সুন্দর যথেষ্ট সুন্দর আছে গাছপালা ভরপুর। আমার মনে হয় সবথেকে প্রচারণ বেশি দরকার আমাদের এই শহর অঞ্চলে। শহরাঞ্চলের মানুষজন জানে ঠিকই, কিন্তু কোন কাজই করে না।
হুম, হুম। জি। হু, হুম। <chuckles> হ্যাঁ, থিকই বলেছেন।